কী নাম?
Cast Hway "Cast Away", ওইযে ব বনের মানে সরি, জাহাজের থেকে সে FedEx এমপ্লয়ি থাকে। অ তো প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে সে আসলে একটা দ্বীপে আটকা পড়ে যায়।
উম হুম, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। না, না আমি এই মুহূর্তে দুঃখিত, আমি এটা দেখেনি।
হুম, হুম, হুম, হুম। আচ্ছা, এই মুভিটা দেখতে পারেন। আ দেখা যাচ্ছে কী, যে এই যে লা সে যে ওই জায়গাটা থেকে বের হওয়ার জন্য এত্ত রকমের চেষ্টা করে, এত যে মানে এত্ত কিছু বানায়, এত্ত থেকে যে এত স্ট্রাগল করে। আপনি কিন্তু প্রতিবার যখন সে চেষ্টা করে, তখন কিন্তু প্রতিবার ওর জন্য root করবেন যে সে যাতে মানে টিকতে পারে, সে যাতে পৌঁছে যেতে পারে তার লক হুম। কোনোভাবে যাতে সে তার বর্তমান যুগে চলে যায়। হুম।
উহু। উহু। ঠিক, ঠিক, ঠিক। মানে কোনভাবে যেন পেরে যায়। ঠিক, ঠিক, ঠিক এইভাবে এইটাই, এটাই আসলে এটা ভালো, ভালো মুভিগুলার আসলে এইটাই আসলে ইয়া যে আসলে মুভি যারা দেখছে, তাদেরকে কিন্তু ভিতরে টেনে নেয় এবং আসলে ওই যে, যে ব এর যে আপনি মুভির ভিতরে ঢুকেছেন বা ওই ব্যাপারটা, ওই নায়ক বা নায়িকা, বা ওই অ্যাক্টরের জন্য ওইরকম ফিল করছেন। হ্যাঁ? তার প্রতি মায়া ফিল করছেন। তো এইটা এইটাকে ভালো একটা মুভির বৈশিষ্ট্য বলে আমার কাছে মনে হয় যে, আসলে আমরা কানেক্টেড হতে পারি। হ্যাঁ? সেটাই। সো এইরকম আরও বেশ কিছু মুভি আমার মানে মো রয়েছে। আমি যদি বাংলা মুভির কথাই বলি যে এটা আছে যে, 'আমার বন্ধু রাশেদ'। হ্যাঁ? এই যে, যে হ্যাঁ? ৭১ নিয়ে যে আসলে এ মুভিটা, এটাও আমার কাছে বেশ ভালো লাগে এবং খুব ইমোশনাল মুভি মনে হয়। হ্যাঁ। তো যাই হোক আসলে অনেক কথা বললাম হ্যাঁ, জি, জি, নিশ্চয়ই। আমারও আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এই যে, যে আপনার কাছ থেকে আপনার উম দেখা ছবিগুলোর ব্যাপারে জানতে পারলাম। নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত অনেক, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।
জি। জি। হ্যাঁ। একদম। হুম। জি। হুম। জি। হুম। অবশ্যই, আমারও। হুম। অবশ্যই। <chuckles> জি। জি। হুম। জি। জি। চমৎকার মুভি! জি। জি। আসলে আপনার সাথে <chuckles> কথা বলে বেশ ভালো লাগলো। জি। <chuckles> জি। জি। জি। অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।